জ্বী। জি সত্যি খুবই চমৎকারভাবে আপনি বিষয়টি বললেন। তো আসা আপনার যে পরিবেশ বান্ধব যে উৎসবগুলাকে পরিবেশ বান্ধব করার ক্ষেত্রে তো আমরা আসলে আর কি পদক্ষেপ নিতে পারি যে হচ্ছে আমা আ
জ্বি।
শহরে আসলে মাইক দিয়ে গান বাজানো বা স্পিকার দিয়ে গান বাজানো। এটার
জ্বি, জ্বি। হু, হু।
আ মানে বিকল্প কি হতে পারে আপনার মতে?
না, গান বাজছে সেটা বড় কথা না। যে গান বাজছে, এ্যা গান আমরা শুনছি। আ কিন্তু আমার গানের যে মাইকের যে আওয়াজ সেটা কি আমি গোটা দুনিয়াকে শোনাতে চাচ্ছি নাকি আমার যে অডিয়েন্স রয়েছে তাকে শোনাতে চাচ্ছি? এখন আমার অডিয়েন্স যদি শোনে তাহলে আমার অডিয়েন্স কি ১০০ রয়েছে? ৫০০ রয়েছে। নাকি ৫০০০ রয়েছে। তো ৫০০০ যদি হয় ৫০০০ মানুষকে শোনানোর মতো সাউন্ড সিস্টেম আমাকে তৈরি করতে হবে। ৫০০ হলে ৫০০ ভলিউম তো একটা বিষয় যে আমি এ্যা এটাকে মাধুর্যপূর্ণভাবে উপস্থাপন করতে পারি আমি ইচ্ছে করলে। শুধু এই ক্ষেত্রে না দেখেন ধর্মীয় উৎসবগুলো একটা লক্ষ্য করে দেখেন। <swallows> যে আ কুরবানির যে একটা বড় ধর্মীয় উৎসব, এখানে আ যেখানে যত্রতত্র একেবারে যখন শুরু হয় তখনও দেখেন যে যেখানে যত্র তত্র যেখানে হাট বাজারগুলো বসছে, গবাদি পশুর গোমূত্র বলেন কিংবা গোবর বলেন যেটাই বলি না কেন এগুলো কিন্তু অপসারণ হচ্ছে না দ্রুত। আবার অনুরূপভাবে যখন এই ঈদের ফেস্টিভাল টা হলো, এই যে আমরা প্রতি এবারে বলি যে এটা বর্জ্য ব্যবস্থাপনা যত দ্রুত সম্ভব আমরা করে নেব। এবং আমরা সিটি শহরগুলোতে দেখা যায় সেরকম একটা উদ্বেগ। কিন্তু গোটা দেশব্যাপী যদি আপনি কল্পনা করেন স্থানীয়ভাবে যদি কল্পনা করেন সিটি শহরের বাইরে যেগুলো গ্রাম রয়েছে, আ প্রত্যন্ত অঞ্চল রয়েছে সবখানেই কিন্তু এগুলো গবা দিবস এগুলো জবাই করা হয়। তখন কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে আমরা কিন্তু কখনোই ভাবি না যে আমাদের অঞ্চলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কি নির্দিষ্ট জায়গায় গ গ গ গরুর ময়লাগুলো ফেলবো, ঘড়ির ময়লাগুলো ফেলবো বা মাংসের হাড়ের যে টুকরো গুলো সেগুলো ফেলবো। তো এই যে একটা ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা আপনি সেখানে সাউন্ড সিস্টেম বলুন আ কিংবা আমাদের ইচ্ছা শক্তির একটা প্রবল অভাব রয়েছে। সেই অভাব থেকে কিন্তু পরিবেশ বান্ধবভাবে এগুলো তৈরি করা যাচ্ছে না।
জ্বী। জ্বী। জ্বি। একদম ঠিক বলেছেন। জী আসলে আপনি খুবই চমৎকারভাবে বিষয়টা বললেন। যেমনটা আপনি এই মাত্র বললেন যে আমাদের ইচ্ছার আসলে অনেক ঘাটতি আছে।
জ্বি, জ্বি, জ্বি।
তাহলে কিন্তু আমরা আমাদের ইচ্ছার ঘাটতির কারণেই কিন্তু পরিবেশ বান্ধব উৎসবগুলো আমরা করতে পারছি না। তো একইভাবে এই যেমনটা বললেন যে এ এই যে এ প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার করা হয় যেমন হচ্ছে পলিথিন আইটেম, তারপর প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের উ মানে প্লাস্টিক এর মানে কোল্ড ড্রিংকস তো এই, এই, ব্যবহারগুলোর বিকল্প আসলে কি হতে পারে আপনার মধ্যে যেটা আসলে খুব পরিবেশ বান্ধব হবে।
জ্বি, জ্বি।

খুবই চমৎকার ভাবে বিষয়টি বললেন। তো এক্ষেত্রে আসলে আমাদের আ অনেক বেশি সচেতন হওয়া উচিত যেমন উৎসবগুলোকে আসলে পরিবেশ বান্ধব করার ক্ষেত্রে আমাদের সকলকে অনেক বেশি সচেতন হতে হবে। তো তো, পাশাপাশি আমাদের কিন্তু সবার কিন্তু একটি ব্যক্তিগত দায়বদ্ধতা আছে। তো যদি ছোট্ট করে বলতেন যে এই যে উৎসবগুলোকে আসলে পরিবেশ বান্ধব করার ক্ষেত্রে ব্যক্তিগত দায়বদ্ধতার মধ্যে সবথেকে বড় দায়বদ্ধতা আসলে কি হতে পারে আপনার মতে?
জ্বি। জ্বী, এ্যাই পৃথিবীটা আমাদের, স্থানটা আমাদের এখানে আমরা মানুষ হিসেবে বসবাস করব। এই মূল্যবোধটা মনের মত জাগ্রতাই হচ্ছে সবচেয়ে বড় দায়বদ্ধতা বলে আমি মনে করি। যে উৎসবগুলো আমাদের আ পারিবারিক উৎসব বলেন কিংবা জাতীয় উৎসব বলেন, আ সামাজিক উৎসব বলেন প্রত্যেকটা উৎসবই আমাদের। আ প্রত্যেকটা উৎসব আমাদের উদযাপনও করতে হয়। আ কিন্তু এই যে যত্র-তত্র মাইকের ব্যবহার প্লাস্টিকের ব্যবহার আ খাদ্যদ্রব্য পণ্যের উ মানে বেশিরভাগ পরে সব নষ্ট করে ফেলা। এগুলো হচ্ছে পরিবেশ-বান্ধব অনেক সময় হয় না। অ যেখানে-সেখানে ময়লা ফেলে দেওয়া, উচ্ছিষ্ট ফেলে দেওয়া এগুলো আমাদের জন্য অনেক খারাপ। তবে এখানে প্রাম্মাম মানুষের দায়বদ্ধতা রয়েছে। আমাদের সমাজের জন্য করণীয় রয়েছে। পরিবেশের জন্য করণীয় রয়েছে। এই দায়বদ্ধতা থেকে যদি একটা মানুষের মূল্যবোধ জন্ম নেয় তাহলে এই সব থেকে দূরে থাকা সম্ভব বলে আমি মনে করি।
জ্বী। বুঝতে পেরেছি, সত তুশীলতার পরিচয় আপনি দিয়েছেন যেটা আপনার কথার মাধ্যমে আমি বুঝতে পেরেছি। তো আপনাকে অসংখ্য ধ আমাদের পরিবেশের আমাদের স করতে হবে ওই বিষয় যে গুরুত্ব অ কোনো কথাটি আপনি বলেছেন। এটা সত্যিই শুনে আমি খুবই খুশি হয়েছি। বিশেষ করে আ দৃষ্টিকোণটা এটা আমাকে অ তো আপনি ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ যে এই বিষয়টার অবতারণা করেছেন এবং উৎসব এবং পরিবেশ বান্ধব করার উপায় বিষয়ে যে আলোচনাটা হলো এটা অত্যন্ত চমৎকার ছিল। প্রাসঙ্গিক একটা আলোচনা ছিল। আলোচনা করতে পেরে ভীষণ, ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও।